আ আমার আসলে <smacks lips> আমি তেমন ফুডি না। তবে খাবার-দাবার খাওয়ার যে ব্যাপারটা আছে সেটা বন্ধুদের সাথে হইলে মোটামুটি ভালো মজারই হয় আরকি বা মজাদারই হয় বলব। এটাই আরকি ব্যাপার।
আচ্ছা। জি। একদম, একদম। একদম ঠিক বলেছেন। আসলে যখন আ বন্ধুরা মিলে খাবার খেতে যাই তখন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি একটু আ কম খাই, হ্যাঁ? তো তখন আমার যে আ খাবার সেটা আমি first এই হচ্ছে সবাই সা সবার সাথে share করে ফেলি। <chuckles> তো এটা নিয়ে ওরা আমার সাথে খুব মজা নেয় যে বলে, "তোকে নিয়ে কোথাও খেতে গেলে তো loss" হ্যাঁ? <chuckles> "তুই খা, তুই খাস না আমাদেরকে দিয়ে দিস আর তোর জন্য তো loss ই হয়ে যায়।" পরে আমি বললাম, যে "না আসলে খাবার share করে খেতেই মজা বেশি হয়।"
অ্যা হ্যাঁ। আচ্ছা। উহু। উম জি। আহ্ আ আচ্ছা। উহ্ বুঝলাম। উম তবে ব্যাপারটা আপনা তারটাও ঠিক আছে। আমার আমার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে বলব যে আমরা তো আসলে গ্রামে থাকি। মানে গ্রামে যখন যাই অ তো গ্রামে যাওয়ার পরে ওইখানে আরকি ওই যে আ মিলাদের যে ব্যাপারগুলো আছে, তো ওই মিলাদে যেয়ে মনে করেন যে খিচুড়ি বলেন আর যেটাই বলেন মানে যেটাই পাওয়া যায় আরকি। ওই যে অ্যা সু একটা গ্রুপ হইলে যে, না, না, তেহারি না। মিলাদের যে ব্যাপারটা সেটা আ গ্রামের ক্ষেত্রে খিচুড়ি হয়ে থাকে বেশিরভাগ সময়।
জি। হুম। আচ্ছা। জি। হ্যাঁ। জি। হুম, তেহারি। হ্যাঁ। জি, জি। আচ্ছা, হ্যাঁ।
আর ওইখানে আপনার যে অ্যা বন্ধুদের সাথে সবাই মিলে একসাথে যখন আসলে খাওয়া হয়, তখন এমনিতে মনে করেন যে কখন, কিভাবে, কোথায়, কে আছি ওইটা ব্যাপার না। ব্যাপারটা হলো খাওয়া। কে আগে শেষ করতে পারে, আর কে কত খেতে পারে। এই একটা ব্যাপার।
জি। হুম। জি। <chuckles> একদম, একদম। <chuckles> আহ আমার, আমাদের সাথেও এরকমই হয় যে আমরা আ একবার হচ্ছে ফুচকা খেতে গিয়েছিলাম। তো আ আমাদের মধ্যে এক একটা competition আমরা করি যে কে কত বেশি ফুচকা, কত বেশি ঝাল দিয়ে খেতে পারি, হ্যাঁ? তো আমি হচ্ছে এমনিতেও ঝাল একটু কমই খাই। আ তারপর হচ্ছে তারপরও আ উম বললাম যে আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক। তো পরে দেখা গেল একটু খেয়ে আমি আর খেতে পারছি না। পরে আমার আ যে বন্ধু ছিল সে আমার থেকে অনেক বেশি খেয়ে আমাকে হারিয়ে দিল। <chuckles> জি।
জি। অ্যা হ্যাঁ। একদম। তো এইটাই আরকি আপনার বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে আমি মনে করি। আর আরও ব্যাপার হলো যে আপনার আ <smacks lips> বন্ধুদের সাথে যখন আসলে খাওয়া হয় তখন ওই যে খাবারের প্লেটের থেকে যে জিনিসগুলো আছে সেগুলো অনেক সময় চুরি হয়ে যায়। এই জিনিসটা, <chuckles> এই জিনিসটা যে আসলে কিভাবে কি হয়? অ্যা হ্যাঁ।
জি, জি। হুম। জি। <laughs> একদম ঠিক বলেছেন। জি, একদম ঠিক বলেছেন। এরকম তো হয়ই। আম আমাদের দেখা যায় যে আ last one piece থাকে। আ ধরুন যে একটা পিজ্জা খাচ্ছি, আ সবাই সবার portion পেয়েছি but last এ একটা, একটা থেকে যায়। তো ওটা নিয়ে হচ্ছে কারাকারি লেগে যায় যে কে খাবে, কে খাবে। <chuckles> পরে দেখা যায় ওটাই হচ্ছে ছিঁড়ে, ছিঁড়ে টুকরো, টুকরো করে সবার মাঝখানে হচ্ছে আ ভাগ করে পরে খাই। তো এগুলা কিন্তু আসলেই অনেক বেশি আ মজা লাগে যখন বন্ধুরা একসাথে থাকি
জি। আ হ্যাঁ। হ্যাঁ। <chuckles> অ্যাম জি। <chuckles> অ্যা

আবার বেশ, বেশি ঠান্ডা হয়ে গেলেও আবার ওইটা ভালো লাগে না আর কি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদম। ওই যে আ কুসুম গরম বা হালকা গরম যেটা, ওভাবে খাওয়া যায়।
তো হ্যাঁ। অ্যা ব্যাপারটা হলো অনেকটা যে পানিপুরির মতো যে আপনি যদি বেশি সময় রেখে দেন তাহলে ওটা নরম হয়ে যাবে আরকি। তো ready-made বানাতে হবে আর খেতে হবে তাহলেই মনে হয় ভালো লাগে আর কি।
জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক বলেছেন। <laughs> একদম। আবার যদি আমরা হচ্ছে ধরেন যে আ একই রকম খাবার খাই, তখন দেখা যায় যে আমরা share করেও খেতে পারছি। যেটা বললাম যে আমি হচ্ছে কম খাই। তো কোন কিছু order করলে আমার আ খাবার অনেকটাই বেঁচে যায়। তখন দেখা যায় ও খাবারটা নষ্ট হয় না। Same আ same taste এর হওয়ার কারণে দেখা যায় আমি share করতেছি, ওরাও আ ঠিকমতো খেয়ে নিচ্ছে। কিন্তু যদি এটা একটু different কিছু হতো, যেমন ওরা খাচ্ছে খিচুড়ি, আমি খাচ্ছি বিরিয়ানি। হ্যাঁ, তখন কিন্তু খিচুড়ির সাথে ওরা বিরিয়ানিটা খাবে না, তাই না? তো আমার মনে হয় যে আ সবার পছন্দের খাবার যদি মিলে যায় তাহলে কিন্তু মজাটা আসলে অ আরো অনেক বেশি বেড়ে যায়।
উম জি। অ্যা হ্যাঁ। <chuckles> উম জি। <chuckles> অ্যা হ্যাঁ। <chuckles> অ্যা হ্যাঁ। <chuckles> হ্যাঁ। উম জি।